জ্বী, জ্বী, অবশ্যই ঠিকই বলেছেন। একদমই কিছু ভুল হয়তো সঠিকভাবে শুধরানো যেতে পারে। তবে বড় ভুল হয়ে গেলে সেটা ঠিক করা খুবই কঠিন। লাইফ এ হুম।
একদমই তাই ভুল ঠিক নিই, আমরা এ সেটাই। খুবই কঠিন। সে জন্য যেন ভুল না করার চেষ্টাটাই করা উচিত। হ্যাঁ খুব ভাল লাগলো আপনার সাথে কথা বলে জী, জী। হ্যা। অ্যাঁ হ্যা।
জ্বি, আপনার সাথে জি জ্বী। আহ! আমারও কিন্তু ভালো লাগলো আপনার সাথে ভীষণ ভালো লাগলো কথা বলে। আপনার সাথে আশা করি ভবিষ্যতে আবার কথা হবে। জ্বী।
ভীষণ ভালো লাগল। আবারও কথা হবে, জি অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। জি, শুভ দুপুর জ্বী। ধন্যবাদ।
জ্বি আ জ্বি আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে।

জ্বী, জ্বী।
অ্যাঁ সেটা এত ভালো রিলেশন থেকেও খুব হাসিখুশি কথা বলেও করা যায়, কি মনে হয় আপনার?
উ হু <smacks lips> একদমই ঠিকই বলেছেন। এটা হচ্ছে মানুষের একটা প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিত্ব থাকে আলাদা, আলাদা। আপনার ক্ষেত্রে যেমন আপনি খুবই মিশুক প্রকৃতির। সবার সাথে কথা বলতে পছন্দ করেন। তো হয়তো কিছু লোক থাকে না যারা মানে অনেক বড় উপরে উঠে গেছে; তো তাদের ভিতরে একটা দাম্ভিকতা কাজ করে। এরকম ধরনের মানুষ থাকে আলাদা। তো হুম, এটা হচ্ছে থাকেই। অনেকে আছে না য্‌ আ ভালো একটা চাকরি পেয়েই বলতে পারেন শুধু সে তার আ যত ভালো জ্ঞান দিত হয়তো আগে একটা ফ্যামিলি তে যে আমি এরকম থাকবো, ওরকম থাকবো অনেক কিছুই। কিন্তু দেখবেন ভালো একটা পজিশন এ উঠে গেছে তো সে বাইরের মানুষ তো দূরে থাক। তার গরীব আত্মীয় স্বজন আছে। তো এরকমও কিছু আছে যাদেরকে পাত্তাই দেয় না। বলতে পারেন। সেক্ষেত্রে সে তো অবশ্যই অ্যাঁ ভুল, সঠিক হয়তো কি কাজ সেটাই ভুলে যাই যে আমার কি করা উচিত সেটাই। হুম।
সেটাই। সেটাই। দিয়ে। জ্বী, জ্বী। থাকে, থাকে। জ্বী, জ্বী জ্বী। একদম। না। সেটাই, সেটাই।